হ্যাঁ, আসলে সেইখান থেকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিলাম। সেটা হচ্ছিল যে আসলে এরকম জীবনে চলতে ফিরতে এরকম অনেকেই কিন্তু আসলে আসবে। যারা আসলে এরকম কাজটা করবে যে আসলে হয়তো সাপোর্ট করবে না, হ্যাঁ? বা পাশে থাকবে না। হ্যাঁ? তো এই ধরনের ব্যক্তিদের জন্য আসলে ওই কাজকে বাদ দিয়ে দেয়া বা এইটা থেকে সরে আসা এইটা আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। হুম? কারণ দেখা গেছে যে ঐটার ব্যাপারে তো আমার প্যাশন ছিল। হ্যাঁ? আমি অ্যা যদিও এটা নিজে নিজেই চালিয়ে যেতাম, চেষ্টা করতাম আমার হয়তো ওই হাল যদি ছেড়ে যেরকম দিয়েছি ভালো হতো। ভালো কিছু হত। তো আমি এরপরে এই সিদ্ধান্ত থেকে আসলে মানে সরে আসি এবং আসলে চেষ্টা করি। নিজে, নিজে আ ট্রাই করতে থাকি। তো আ মানে unfortunately আসলে ব্যাপারটা যেটা হয় যে আসলে ঐ জায়গায় ওই টিম মেম্বার দেরকেই আমার নিতে হয়। কারণ বাট হ্যাঁ, মানে চেঞ্জ করা যাচ্ছিল না আরকি। হ্যাঁ? তাদের সাথেই করতে হবে। তো এইটা অনেক যদিও একটু বিরক্তিকর ব্যাপার আমার জন্য ছিল। সবসময় তো আসলে আমরা তো মানুষ আসলে।
হুম। জী। হুম। উঁচু ধা জি। একদম। জ্বী। আপনার হয়তো ভালো হতো, জ্বী। হুম। আবারও, ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। তা তো অবশ্যই। কিন্তু আসলে তারা, তারা কি আসলে তাদের এফোর্টটা দিয়েছিল পরে? যে আচ্ছা ঠিক আছে। যেহেতু আমরা একবার খারাপ করেছি। তো সবাই মিলে আসলে একটু চেষ্টা করি?
না, তারা আসলে এফোর্টটা দিচ্ছিল না, হ্যাঁ? এবং তাদের আসলে ঐরকম অ্যা তেমন একটা আগ্রহ ছিল না। তারা শুধুমাত্র মানে ওই যেগুলাকে আসলে মানে অ্যা লেবার ওয়ার্ক এর মতো মনে করতে পারেন যে রিসার্চ পেপার এর টাইপিং এর কাজে এইগুলা, এগুলার ব্যা করার ব্যাপারে তারা আসলে মানে, হ্যাঁ? এগুলা করছিল। যে মেইন যে রিসার্চ ওইটা যে করতে হবে ওইটার ব্যাপারে কিছু পড়াশোনা স্টাডি আ বা ইভেন ইফ হচ্ছে হলো ওইটার জন্য যে রিসোর্স লাগতো যেমন আমরা একটা মানে AI প্রজেক্ট এ object detection এ কাজ করছিলাম। precisely vehicle detection তো অ্যা সেইটা আসলে অ্যা ওইটা তো আসলে একটা আ gpu intensive work তো এই ক্ষেত্রে যে, যে ধরনের রিসোর্স এর প্রয়োজন ছিল সেগুলা আসলে আমি ওদের কাছ থেকে কিছুই পাচ্ছিলাম
হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। মানে সহজ কাজগুলো করছিল। হুম। তাদের ভেতর ছিল না। হুম। জি। আচ্ছা, আচ্ছা। হুম। পাননি আসলে। আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনার আসলে এই যে ব্যর্থতা থেকে আপনার কে যদি জিজ্ঞেস করা হয় যে, ৩ টা আপনার মানে অভিজ্ঞতার বা ৩ টা শিক্ষা আপনাকে যদি বলা হয় শেয়ার করতে তাহলে সেই ৩ টা আসলে কী হবে?

হ্যাঁ, সেই ৩ টা শিক্ষা হবে অ মানে অনেক সময় আসলে আমরা হয়তো কোন ধরণের পরামর্শ বা কোন ধরণের সিদ্ধান্ত নিয়ে ফেলি। হ্যাঁ? সেই ক্ষেত্রে আসলে আ ১ম এই আসলে, আ নিজেদের রোল কি, কি হবে সেটার ব্যাপারে শক্তভাবে কথা না বলা। আমার মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত। শুরুতেই আসলে কথা বলে নেয়া উচিত। হ্যাঁ, আমি এই কাজগুলো করব। তোমার রোল এটা হবে, তোমার রোল এটা হবে। আগেই সব ডিসিশন একদম সঠিকভাবে হয়ে যাওয়া উচিত। পরে যেন আসলে অ্যা মানে হ্যাঁ, কোন ধরণের যেন মানে ঝামেলা বা কোন অপ্রীতিকর অবস্থা যেন না হয়। কারণ দেখা গেল পরে আসলে, মানে বলা হলো যে, না, এরকম তো কথা হয়নি বা এরকম কিছু হয়নি। এরকম ব্যাপারটা যেন না হয়। আগে থেকেই যেন সব ফিক্সড থাকে এবং হ্যাঁ, সেইটাই। তো আমার মনে হয়েছে যে, আমাদের ক্ষেত্রে এরকম একটা ভুল ছিল। অ্যা আরেকটা ভুল ছিল যে, মানে বেশি আসলে ফ্লেক্সিবিলিটি ছিল। ওই যারা আমার জুনিয়র ছিল। অ্যা আমার তো আসলে শেষ করতে হবে। ওদের সময় নিয়ে আরেকটু, হ্যাঁ, সেটাই ওদের একটু মানে সময় ছিল। তো ওদের আসলে তেমন একটা আসলে মানে ওইটার ব্যাপারে মাথা ব্যাথা ঐরকম ছিল না। ছিল খুব কম, অনেক কম। তো এইটা একটা ভুল ছিল যে, এই ধরনের ব্যক্তিদের সাথে আসলে ১ গ্রুপ তৈরি করা।
হু। জি। জি। আচ্ছা। মানে কোনো ধরনের ঝামেলা না হয় আরকি। জি। হ্যাঁ। তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। হুম। হুম। আপনার তো শেষ সেমেস্টার বললেন, হ্যাঁ। হুম। মাথা ব্যথা ছিল না। হুম। জি। না, এটা এমন হয় যখন ধরেন, আপনি কি মনে করেন যে, যখন একটা সিনিয়র কোন স্টুডেন্ট এর সাথে একটা জুনিয়র স্টুডেন্ট এর আ প্রজেক্ট পড়ে, তখন কি আসলে সিনিয়র জুনিয়ররা মনে করে যে আসলে সিনিয়ররা বেশি জানে। তো তাদেরকেই করতে দেই। এরকম একটা মানে টেনডেন্সি ছিল কিনা তাদের?
হ্যাঁ, এরকমই টেনডেন্সি ছিল। তারা ধরেই নিয়েছে যে, মানে আরো অনেক সময় দেখা যায় যে, এরকম দেখা যায় যে, কাউকে যদি দেখে যে না, সে তো আসলে পারছে। হ্যাঁ? তাকেই কিন্তু আসলে বেশি করে চাপিয়ে দেয়। যেমন আপনি অফিসের এনভায়রনমেন্টেও দেখবেন। কেউ যদি নিজে থেকে আগ্রহী হয়ে দুই-একটা কাজ বেশি করে, এরপরে কিন্তু তার উপরেই কিন্তু কাজগুলো চলে আসতে থাকে। তো এইটা দুঃখজনক, বাট এটাই সত্যি।
জি। তাই। হুম। জি। তাকে করে করতেই। হুম। জি। <laughs>

উম আসলে ওই সময়ে এআই এর ব্যবহারটা ঐরকমভাবে আসলে ছিল না। উম আমি মোটামুটি তখন মনে হয় ২০০০ আ ১৪ সাল বা ১৫ সালের কথা মেবি, হ্যাঁ? তো হ্যাঁ তখন আসলে এআইএর ওইরকম ব্যবহারটা মানে শুরু হয়নি। তো আ আমাদেরকে মানে নরমালি করতে হতো। এআই হয়তো কোডস স্নিপেট দিয়ে দিলে তারা হয়তো একটা ধরণের একটা আইডিয়াতো দিয়ে দিত। কিন্তু তখন তো ব্যাপারটা ছিল না। তো আমাকে ম্যানুয়ালি আসলে লাইন বাই লাইন আসলে মানে গো থ্রু করতে হইছে। হ্যাঁ! দেখতে হইছে যে কোথায় আসলে প্রবলেম টা। তো পরে আসলে অনেক আ দিন পরে আসলে খুঁজতে, খুঁজতে মানে একটা সময় কিন্তু পেলাম। তো ব্যাপারটা হচ্ছে হলো যে আমাদের হাল ছাড়ার বিষয়টা আসলে খুবই মানে একদমই করা যাবে না। হ্যাঁ? আমরা অ্যা দেখুন হ্যাঁ।
হ ছিল না। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা অনেক আগের কথা বলছেন। আচ্ছা, আচ্ছা। হুম। জি, জি। জী। একদমই না। দেখতে হচ্ছিল যে কোথায় সমস্যা। আ আচ্ছা। হুম। জ্বী। হাল ছেড়ে দিলে তো আসলে আপনার স এত দিনের একটা কাজ। আপনি তাহলে যদি ছেড়ে দিতেন তাহলে তো সেই হা হার্ড ওয়ার্ক টাও বাদ হয়ে যেত। একদম একদমই।
সেটাই। মানে সেইটা কিন্তু বাদ হয়ে যেত। একদম ঠিক। তো এইটাই ,মানে অনেকে কিন্তু বলে থাকেন যে আসলে দেখা গেছে যে সফলতাটা আর ২ টা স্টেপ পরেই আছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে আমরা হাঁটাটাই থামিয়ে দেই। তাহলে তো আসলে আমরা সফলতা কখনোই পাবো না। তো এইজন্য আসলে আমাদেরকে হাঁটতে থাকতে হবে। হ্যাঁ? এইটা অনেক বেশি জরুরি।
হুম। হুম। একদম। এ এটাতো একদম ঠিক বলচ্ছেন। আচ্ছা, একদম অনেক দারুণ চমৎকার বললেন। তো শেষ একটা প্রশ্ন করব যে আসলে এই যে, আ পরিবার বা সমাজের প্রত্যাশা বজায় রাখার জন্য কি আসলে মানুষ ব্যর্থ হয়ে আ আবার চিন্তা করে যে না ঘুরিয়ে দাঁড়া চিন্তা করে এটা কি ঠিক নাকি আসলে নিজের থেকেই আ ওই অনুপ্রেরণাটা জাগা উচিত? যে না লোকে কি বলবে সেটা না, আমার নিজেকে আসলে আ সফল হতে হবে দেখে আমি ব্যর্থতা থেকে শিখে সফল হব। এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন?